অ্যা হ্যাঁ, আমার কাছে আসলে এরকম মনে হয় যে হ্যাঁ, ঘটেছে। অ্যা আমি আমার আ বেস্ট ফ্রেন্ডের কথাই যদি বলি। আমরা কিন্তু একসাথে ছোটবেলা থেকেই স্কুল, কলেজ, প্রাইভেট সবকিছু কিন্তু একসাথেই করেছি। অ্যা ভার্সিটি লাইফে আসলে যে যার মতো আলাদা। আর ওখান থেকেই যে আলাদা হওয়াটা শুরু, এই যে এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে আ হ্যাঁ, হ্যাঁ, অ্যা মাঝে, মাঝে কিন্তু আ দেখা যাচ্ছে যে, কোন একটা বিষয় নিয়ে কিন্তু আ ওর সাথে আমি কলা কথা বলছি। আমি কিন্তু অ্যা দেখা যাচ্ছে যে, ওকে একটা বিষয়ে নিষেধ করছি যে, তুই এই কাজটা করিস না। এখনো কিন্তু মানে এই যে ফোনে আমরা কথা বলি, তবুও কিন্তু একে অপরকে সাজেশন করি যে অ্যা না তোর এ তোর
হুম। আচ্ছা। হুম। এটা, এটাও কিন্তু ঠিক বললেন। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু হয়। এটা বন্ধুত্বের মাঝে কিন্তু এটা একদমই স্বাভাবিক একটা বিষয়। কারণ একটা কাজ করতে গেলে কিন্তু আসলে বন্ধু, বন্ধুর কাছে আ শোনে বা জানে। এবং অন্য বন্ধু কিন্তু এটার একটা আ মানে ভালো দিক, খারাপ দিক আসলে তুলে ধরে বা তার মতামতটা কিন্তু আসলে পোষণ করে। হ্যাঁ, তো তারপর?
হ্যাঁ, একদমই। একদমই, একদমই। হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু <laughs> আমি কিন্তু ওকে বলি যে তুই এই কাজটা করিস না। অ ও কিন্তু দেখা যাচ্ছে যে, এখনো করে মাঝে, মাঝে। গিয়ে পরবর্তীতে, <laughs> পরবর্তীতে যখন ও ভুলটা বুঝতে পারে, তখন বলে যে তুই আগে থেকে কিভাবে সব বুঝিস বলতো? আমি কেন এত বোকা যে, আমি আমি মানে বুঝতে পারি না বা হচ্ছে তোর কথা শুনি না, তোর সাথে আমি ঝগড়া করি। তো এই জিনিসগুলো কিন্তু এখনো হয় মাঝে, মাঝে আরকি টুকিটাকি ঝগড়াঝাটি হয়। আ সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে, অ্যা ঠিক হয়ে যায়। আমিই দেখা যাচ্ছে যে ওকে কল করি।
বুঝে যাস। এটা সত্যি। <chuckles> হ্যাঁ, এটাই আসলে আমি জানতে চাচ্ছিলাম, এখানে একটা প মানে একটা প্রশ্ন আসছে। সেটা হচ্ছে গিয়ে ধরুন আ এই যে, যে বন্ধুত্বের মাঝে আপনি যেমনটা বলছেন, টুকিটাকি ঝগড়া হয়। হ্যাঁ, আসলে অনেক ন এরকমটা কিন্তু আসলে হয়েই থাকে, সাধারণ একটা বিষয়। দেখা যাচ্ছে অনেক সময় অ্যা কখনো, কখনো একদম মানে কাছের বন্ধুর সাথেও ও কথার কিন্তু আসলে দ্বিমত আ তৈরি হয়ে যেতে পারে বা অমিল তৈরি হয়ে যেতে পারে। তারপর দেখা যাচ্ছে, ১ কথায়, ২ কথায় হয়তো বা একটুখানি মনোমালিন্য বা কথা কাটাকাটি কিন্তু আসলে তৈরি হয়ে যায়। তো পরবর্তীতে আবার দেখা যায় যে, এই যে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে বন্ধুত্বের মাঝে অ্যা আসলে মিটিয়েও নেওয়া হয়। তো আপনি কি মনে করেন এই যে, যে ঝগড়া-ঝাঁটি বা ছোট, ছোট খুনসুটি, এগুলো আসলে বন্ধুত্বের যে সম্পর্ক, আ তার উপর আসলে কিরকম প্রভাব ফেলে? এটা কি আসলে বন্ধুত্বের সম্পর্ককে আরও অ দৃড় করতে সাহায্য করে, আপনার আসলে অ্যা মতামতটা এখানে কেমন?
একদমই, একদমই। একদমই। এক

হ্যাঁ, এটা কিন্তু আসলে আপনি সত্যি অ্যা ঠিক বলেছেন। আবার অ্যা ব্যাপারটা দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস আসলে তাকে নিষেধ করেছেন এবং তখন যখন সে এটা নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে বা যখন আসলে ভুলটা বুঝতে পেরেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অ্যা ওইযে যে ভুল বুঝতে পারার যে ব্যাপারটা এবং আপনি যে তাকে আসলে অ্যা মানে আগে থেকে জানিয়েছিলেন বা সতর্ক করেছিলেন তখন কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যখন সে আবার কামবাক করে তখন কিন্তু আসলে সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে যায়। তো আরেকটা জিনিস আসলে অ্যা খুব জানতে ইচ্ছে হচ্ছে ধরুন এইযে যে বন্ধুত্ব, অ্যা বন্ধুত্ব কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেইক্ষেত্রে এর শুরুটাও তো আসলে সেরকমভাবে হওয়া উচিত। আ যেমন ধরুন একটা ভালো বন্ধুত্ব অ্যা তৈরি করতে বা একটা বন্ধুর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে সেটাকে অনেকদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য অবশ্যই একটা ভালো মানুষের কিন্তু আসলে দরকার। তো সেক্ষেত্রে আপনি ১ম বন্ধুত্ব তৈরি করতে আসলে অ্যা কি, কি বিষয়গুলো আসলে মাথায় রাখার চেষ্টা করেন?
একদমই, একদমই। হ্যাঁ, একদমই। আ আমার কাছে মনে হয় যে যদি আমি কখনো কোনো কারো সাথে ভালো বন্ধুত্ব অ্যা তৈরি করতে চাই সেটা অ্যা তাকে আমি অবশ্যই অ্যা মানে অ্যা নিজের দেখা যাচ্ছে আমি কোনো আ বান্ধবীর কথাই যদি আমি বলি ওকে কিন্তু আমি নিজের বোনের মতো আসলে দেখব। অ্যা এটা কিন্তু অবশ্যই জরুরি। কিংবা
হুম। আচ্ছা। বাহ! এটা কিন্তু চমৎকার একটা মানে চিন্তা-ভাবনা আপনার।
হ্যাঁ, একদমই। তো সেক্ষেত্রে কিন্তু আমি ওকে সেভাবেই গাইডলাইন দেব যেভাবে আমার অ্যা ছোট বোনকে দেই বা মাঝে, মাঝে কিন্তু বড় বোনের উপরেও কিন্তু অ্যা গাইডলাইন দেয়া হয়। তো সেগুলোই কিন্তু আসলে 1st এ শুরু করব। এবং কথাবার্তা বলার যে বিষয়টা আমার এখনো মনে আছে যে আমার অ্যা বেস্ট ফ্রেন্ড এর সাথে যখন আমি ১ম কথা শুরু করি। অ্যা প্রায় ৬-৭ মাস কিন্তু আমরা একে অপরকে তুমি, তুমি করে বলতাম। তারপরে কিন্তু তুমি থেকে তুই হয়ে গেল। তার মানে তুইটা কি? তুইটা হচ্ছে আমার কা মানে সবাই বলে যে তুই যখন আসবে, মানে অনেক ক্ষেত্রে তুই কিন্তু গভীরতা সম্পর্কে গভীরতা বোঝাই হ্যাঁ।
হুম। বাহ! হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। উ হুম। অবশ্যই, অবশ্যই যেমন ভাই-বোনের ক্ষেত্রে তো তুই, তুই করে আসলে বলা হয়। তো এটা কিন্তু সবচাইতে আ ভাই-বোনের সম্পর্ক তো ভ ভীষণ একটা গভীর একটা ভালো একটা সম্পর্ক। তো সেখানে অ্যা তুই, তুই মানে কি? একটা অধিকার থেকে একটা মানে অ্যা কাছের মানুষ সেই হিসেবে কিন্তু আসলে বলা হয়। হ্যাঁ? এটা কিন্তু আসলে ঠিক বলেছেন। কোনো, কোনো জায়গায় তুই বলাটা কিন্তু দেখা যাচ্ছে যে সম্পর্কের গভীরতাটা প্রকাশ করে। তারপর?
হ্যাঁ, হ্যাঁ, একদমই। হ্যাঁ। একদম, একদম। একদমই, একদমই। একদমই, একদমই। হ্যাঁ, হ্যাঁ। তো আমি কিন্তু এভাবেই আরকি পরবর্তীতে দেখা যাচ্ছে ৬-৭ মাস পর তুই অ্যা তুই বলে সম্বোধনের যে বিষয়টা। তারপরে এই যে গাইডলাইন দেয়া অ্যা অথবা একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া-দাওয়া করার যেই বিষয়গুলো এভাবেই কিন্তু বা একসাথে পড়াশোনা করা। এভাবেই কিন্তু মানে বন্ধুদের সাথে যে গভীরতার যে সম্পর্কটা সেটা কিন্তু তৈরি হয়ে যায়। এবং যে একে অপরের যে মনের কথা বলার যে বিষয়টা বেস্ট ফ্রেন্ড মানেই কিন্তু একে অপরকে অ্যা নিজের যে ব্যক্তিগত বিষয়গুলো সেগুলো কিন্তু শেয়ার করার একটা অংশ হিসেবে কিন্তু হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড মানা হয়। তো এই বিষয়গুলো থেকেই কিন্তু বন্ধুত্বটা আসলে আমার কাছে মনে হয় যে দৃঢ় হয়।
হুম। হুম। হুম, হুম, হুম। শেয়ার করা হ্যাঁ, অবশ্যই।